অবশ্যই ভাই, ব্যায়াম তো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আমরা যদি আ শারীরিকভাবে fit থাকতে চাই তাহলে তো ব্যায়ামটা আমাদের করতেই হবে। ব্যায়াম করা ছাড়া কিন্তু কোনোভাবেই আসলে আ একটা শারীরিক সুস্থতা কিংবা মানসিকভাবে ভালো থাকা সম্ভব নয়। দেখুন, আ মানসিক স্বাস্থ্যের যে ব্যাপারটা এটা কিন্তু সরাসরি শারীরিক স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। আমরা যদি শারীরিকভাবে সুস্থ না থাকি তাহলে তো আমরা মানসিকভাবে কোনোভাবেই সুস্থ থাকতে পারবো না। আ এই যে ধরুন এখন আমার কোনো কারণে জ্বর হলো তাহলে তো আমার মনটা ভালো লাগবে না। তো সেইক্ষেত্রে আমি বলব যে, আ ব্যায়ামটা অবশ্যই আমাদের করা উচিত। বিশেষ করে মানসিক স্বাস্থ্য যদি আমরা উন্নতি করতে চাই। আরেকটা জিনিস হয় কি যে, ধরুন কোনো কারণে আমার মন খারাপ কিন্তু আমি gym-এ যাচ্ছি, ব্যায়াম করছি তখন কিন্তু দেখা যায় যে, ওই activity-টার ফলে মন খারাপটা চলে যায়। তাই না ভাই? এরকম কি আপনার কখনো হয়েছে?
হুম। অবশ্যই। জি। একদম, হ্যাঁ। হুম। হ্যাঁ, একদম। হুম, আমারও এমনটাই হয়েছে। আসলে আমি কিন্তু ব্যায়াম করতাম। regular gym-এ যেয়ে ব্যায়াম করা হতো। তো সেক্ষেত্রে যখন আমি এই ব্যায়ামটা ছেড়ে দিয়েছি, এরপর থেকেই না দেখা যাচ্ছে যে, আমার শরীরটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং আমি কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আগের মতো সুস্থ অনুভূত করছি না। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমি কিন্তু লক্ষ্য করছি আমার সাথে। আবার দেখা যায় আগে যতটা আমি হাসিখুশি থাকতাম, এই হাসিখুশিটা না এখন আমার থাকা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, এই যে ব্যায়াম যেগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের যে আসলে, আ কী বলে, শারীরিক চর্চা রয়েছে সেগুলো কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য অনেকটাই, আ উন্নত করে দেয় এবং, এ্যা দেখা যায় যে একটা মানসিকভাবে একটা ভালো লাগা কাজ করে। তো সেক্ষেত্রে এই যে, ব্যায়ামগুলো আমাদের কিন্তু regular যদি আমরা করতে পারি না, আমরা অনেকটাই সুস্থ থাকবো। তো আপনি কি আগে কখনো মানসিকভাবে সুস্থ থাকার জন্য এই ব্যায়ামগুলো কি করেছিলেন এবং করলেও কিভাবে করেছিলেন আমাকে একটু বলবেন?
জি। হুম। আচ্ছা। হু, হুম। আচ্ছা। উ জি। হুম। জি।